আমার আসলে কয়েক মাস আগে একটা আ নতুন চাকরি হয়েছে। আ নতুন চাকরি মানে হচ্ছে আ এত বেশি দিনও না। কয়েক মাস হবে। আ প্রায় ৬ ৭ মাসের মতো হবে। তো এটা আমার ১ম চাকরি আসলে। পড়ালেখা শেষ করার পরে আমি আ চিন্তা করি যে আ যেহেতু আমার experience দরকার আছে বা আমি চাচ্ছিলাম ব্যবসা করতে কিন্তু তাছাড়া মানে আমার যেহেতু কোনো experience নাই আমি চাচ্ছিলাম যে একটা জব করে তারপর ব্যবসার দিকে আ যাওয়া যাবে। তো শুরুর দিকে হচ্ছে আমি খুবই excited ছিলাম। আ মানে আ নতুন, নতুন কাজ তো, আমি সবকিছু শিখতে চাইতাম, জানতে চাইতাম। আমার খুব বেশি exciting লাগত সবকিছু। কিন্তু gradually হচ্ছে যে আমি দেখতে পারলাম যে আমি খুবই চাপের মধ্যে থাকি। আর, সেই কারণে আমি আমার ঘুম হচ্ছে না। আমার খাওয়া-দাওয়া ঠিক মতো হচ্ছে না। আমি নিজের যত্নও রাখতে পারছি না ঠিকমত। তো প্রায় সময়েই হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমার খুবই চিন্তা হয়। আমাকে আসলে আম আমার ফ্রেন্ডরা বা আমার পরিবারের সবাই বলে যে, "তুমি যে অবস্থায় আছো, এভাবে কয়েকদিন চললে তুমি হচ্ছে আর ঠিকমতো মানে তোমার লাইফ টা একদমই অন্য পথে চলে যাবে বা তুমি ঠিকমত থাকবা না।" তো এসব কথা আসলে খুবই ডিমোটিভেটিং লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে এভাবে না বলে যদি অন্যভাবে বলতো। বাট ওরা যেটা বলছে সেটাও আমার কাছে অনেকটা logical মনে হয়। তো আমি না, <sighs> আসলে খুব চিন্তায় আছি যে আমি কিভাবে <inhales> আম মানে এত চাপ থেকে, আমি কিভাবে নিজের যত্ন নিব? বা এই যে একটা ম্যানেজ করার ব্যাপার আছে সেটা করবো।
উম-হুম। উম-হুম। আচ্ছা। উম-হুম। জ্বি। উম-হুম। উম-হুম। আচ্ছা। উম-হুম। উম-হুম। জ্বি। উম-হুম। আচ্ছা, আসলে আপনার কথা শুনে না বোঝাই যাচ্ছে যে আপনি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত এবং আ আপনার চিন্তাটা না আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়। কারণ আপনার এই পরিস্থিতিতে যদি অন্য কেউ থাকত, তাও কিন্তু আসলে একইভাবে চিন্তাটা করত। হ্যাঁ? তো আপনাকে যদি একটু বিষয় জানতে চাই যে আপনার থেকে, আপনার আসলে কাজের ধরন বা কত ঘন্টা আসলে কাজ করতে হচ্ছে? বা রুটিন টা আসলে কিরকম আপনার?
উম-হুম। আচ্ছা। আমার আ কাজ করতে, করার কথা হচ্ছে ৮ ঘন্টা। মানে আ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা, ৬ টা এরকম। কিন্তু আমার বাসায় এসেও কিন্তু অনেক কাজ করতে হয়। তো এইভাবে যদি হিসাব করি তাহলে আমাকে প্রায় ১০ ঘন্টার মতো কাজ করতে হচ্ছে। আর কাজের রুটিন, আমি হচ্ছে সকালবেলা উম উঠে কোনরকমে ঘুম থেকে উঠি, উঠে আমি রেডি হয়ে আ অফিসে চলে যাই। তারপরে হচ্ছে অফিসে কাজ করতে করে, করে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। বাসায় আসি। বাসায় এসে কোনো রকম ফ্রেশ হয়ে আ একটু খাওয়াদাওয়া করি তারপরে হচ্ছে আবার কাজে লেগে পড়ি। তো এভাবে, আম তারপর হচ্ছে রাত প্রায় ১০ টা, ১১ টা বেজে যায় আমি বেডে চলে আসি তারপর phone scroll করতে, করতে আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমোতে, ঘুমোতে আমার প্রায় ধরেন ১ টা, ২ টা এরকম বেজে যায়। সকালে আবার আমি উঠি, উঠে টায়ারড লাগে ওই তো আবার সেই cycle এই আবার চলতে থাকছে। এরকমই আসলে শুরু থেকেই হয়ে আসছিলো।
উম-হুম। আচ্ছা। উম-হুম। আচ্ছা। আচ্ছা। উম-হুম। হুম, হুম। জি। আচ্ছা, আসলে আ এটা তো বেশ স্বাভাবিক বিষয় যে, আপনি দেখা যাচ্ছে এতই কাজ করছেন এবং বলছিলেন যে ১০ ঘন্টা কাজ করছেন। এরপরে কিন্তু আপনার আম নিজের যেই সময়টা ঐটা কিন্তু মানে বের করা অনেকাংশে কঠিন হয়ে যেতে পারে, হ্যাঁ? এবং হয়ে যাচ্ছে এটাই আসলে বোঝা যাচ্ছে। তো আপনি কি আসলে মানে ক কখনো বা এইভাবে ভেবে দেখেছেন যে আপনি আসলে আপনার কাজের যে সময়টা ঐটা কোন অংশে আসলে আ কমিয়ে আনতে পারেন বা আপনার আসলে রুটিনটা একটু ঠিক করতে পারেন যেন কাজের মাঝখানে কিছু বিরতি পান? বা আপনি আসলে কাজগুলাকে ভাগ করে নিয়েছেন। এরকম কি কখনো হয়েছে?
হু, হু। আমি আসলে এহ অ ১মে এত চিন্তা করি নাই। আম honestly আমি আসলে খুবই excited ছিলাম যে আমি নতুন কাজ শুরু করেছি। কিন্তু পরে যখন আমাকে অনেকগুলো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যেগুলোর মানে আমার সাথে, আমার কাজের সাথে কোন সম্পর্ক নাই। তখন থেকে আসলে আমার এট কাজের চাপটা বেশি বেড়ে যায়। তো সেটা প্রায় বলতে পারেন আম ৩ ৪ মাস হবে। আমাকে নতুন দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। অনেক মানে, ১ টা না একসাথে ২ টা দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। তো সব মিলে হচ্ছে আমার ৩ টা দিক দেখতে হয় একটা কোম্পানির। তো এই কারণে আম মানে আমি যে নিজের জন্য যে সময় বের করব বা একটা রুটিনে আসব সেটাও কিন্তু আমি করতে পারছি না। আবার আরেকটা ব্যাপার আছে যে আমি আম মানে আমি যদি না করে দেই বা বলি যে আমি কাজ করতে পারব না। আমার এটা একটা ভয় আছে যে আম যদি এই কারণে পরবর্তীতে আম ধরেন একটু মনোমালিন্যের শিকার হয় বা আ যদি এভাবে বলে যে আ তাছাড়া আমার এটা ১ম জব। তো আমি আমার career এর কথাও চিন্তা করছি যে ১ম job এই যদি আ মানে অফিস থেকে বা কোম্পানি থেকে কোন ঝামেলা হয় বা ওরা যদি মেনে না নেয় বা কিছু একটা negative কথা বলে তখন তো আমার জন্যই খারাপ। তো এ ব্যাপারটার চিন্তা করেও না আমি বলতে পারছি না যে, "আমার কাজের চাপটা একটু কমিয়ে দেন বা responsibility একটু কমান।" মানে একটা টানা-পোড়নের মধ্যে পড়ে আছি আমি।
হু, হু। আচ্ছা। হু-হুম। জ্বি। হু-হুম। আচ্ছা। উম-হুম। জ্বি। উম-হুম। হুম, হুম। আচ্ছা। হু-হুম। উ জ্বি। হুম। জ্বি। না, এটা তো বেশ স্বাভাবিক বিষয় যে এইরকম পরিস্থিতিতে একটা টানাপোড়নের মধ্যেই থাকবেন এবং আপনি আসলে ব্যা দেখা যাচ্ছে যে খুবই চিন্তিত আপনি এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে না আপনাকে এখানে আসলে একটু ভাবতে হবে যে, আপনার আসলে কোন দিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? আপনার কি এখন আসলে অতিরিক্ত যে কাজটা করছেন ওইটা গুরুত্বপূর্ণ নাকি, আপনার আসলে যে মানসিক চাপ বেড়ে যাচ্ছে বা শারীরিক চাপ অথবা আপনি আসলে ভারসাম্যটা হারিয়ে ফেলছেন, ওই জিনিসটা ঠিক করা কি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা? তো এইটা আসলে যখন ভাববেন সেক্ষেত্রে অবশ্যই আসলে আপনার উচিত যে নিজেকে আসলে গুরুত্বটা বেশি দেওয়া। তো তখন আপনার যেটা করা উচিত যে আপনার কাজগুলোকে একটু কমিয়ে আনার যে ব্যবস্থা সেটা করা যেতে পারে। সেখানে আপনি আপনার বসের সাথে যদি একটু আলাদা করে এই বিষয়ে কথা বলেন যে না আপনার আ অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে বা পারছে না, তখন মনে হয় যে সে উনি আসলে বুঝবে। তো এভাবে কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন, হ্যাঁ? এছাড়া আপনি কি আসলে ব্যা কোন ধরনের আ মানে শারীরিক ব্যায়াম বা চর্চা কি আসলে করা হয়?
হুম। উম-হুম। <smacks lips> আমার আ শারীরিক ব্যায়াম আগে করা হত। আগে যখন মানে কাজ শুরু করার আগে করা হতো আমি সকালে উঠে, নাস্তা করে একটু হাঁটতাম, আর না হলে হচ্ছে বাসায় yoga করতাম। তো এটা কাজের পরে আ কাজ শুরু হওয়ার পরে প্রায় ১ সপ্তাহের মতো continue করতে পেরেছি। কিন্তু মানে পরবর্তীতে কাজের চাপ আর ওই যে আমার কোনো balance নাই। আমি ঘুম থেকে ঠিকমত উঠতে পারছি না। আর উঠেই আমাকে তাড়াহুড়া করে চলে যেতে হচ্ছে অফিসে। তো এটার কারণে আমি নিজের জন্য কোন সময় পাচ্ছি না। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে সেটা যে, আ মানে আমার পরিবারের সঙ্গে আমি সময় কাটাতে পারছি না। তো সেই কারণে অনেকেই মানে ধরেন বিয়ে হোক বা জন্মদিনের invitation হোক এগুলোতে আমার যাওয়া হচ্ছে না। তারপরে, পরিবারের সঙ্গে যে বসে কথা বলব বা জিজ্ঞেস করব যে কেমন আছে? বা আমি কেমন আছি? এটারও কিন্তু সময় হয়ে উঠছে না। যে ছুটির দিনটা থাকে সেই দিনে হচ্ছে আমি হ হয় ঘুমাই। মানে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই। আর, না হলে হচ্ছে আমি চাই যে নিজের মধ্যে থাকতে। কারণ আমি পুরোটা সপ্তাহ যে এত টায়ারড থাকি, এত ক্লান্ত থাকি, আমার কাছে মনে হয় ছুটির দিনটা যদি আমি নিজের সঙ্গে কাটাতে পারি তাহলে ভালো। তো এই কারণে আসলে আ ব্যায়ামটা করা হচ্ছে না আর পরিবারের সঙ্গে সময় দেয়া হচ্ছে না। নিজেকেও সময় দেওয়া হচ্ছে না।
হুম, হুম। আচ্ছা। উম-হুম। জ্বি। উম-হুম। আচ্ছা। জ্বি। হুম। উম-হুম। জ্বি। উম-হুম। আচ্ছা। উম-হুম। জ্বি। হুম। আ বুঝাই যাচ্ছে যে আপনি আসলে খুবই আ একটা টেনশন এর মধ্যে আছেন বা একটা বিরক্তিও আসলে আপনার মধ্যে কাজ করছে। কারণ আপনি পরিবারকে আসলে এখানে সময়টা দিতে পারছেন না। এবং এইক্ষেত্রে আসলে পরিবারকে যখন সময় দিতে পারবেন না তখন কিন্তু এরকম চিন্তা ভাবনা আসাটা বেশ স্বাভাবিক বিষয়। তবে এক্ষেত্রে না আপনাকে আসলে একটু নির্ধারণ করতে হবে যে আপনার জন্য আসলে গুরুত্বটা আ কার জন্য আসলে বেশি। অবশ্যই পরিবারকে একটা সময় দেওয়া উচিত এবং এটা কিন্তু আসলে দায়িত্ব। তো আপনি যেটা করতে পারেন যে <smacks lips> আপনি আসলে সারাদিন কাজ করে আসার পরে আ যখন আসলে বাসায় আসবেন, হ্যাঁ? আ এসেই আসলে একটু পরিবারের যদি খবরটা নিয়ে নেন, বা আপনার মা-বাবা বা ভাই-বোন যদি থাকে তাদেরকে একটু যদি জিজ্ঞেস করেন যে তাদের দিনটা কেমন গেল বা কিভাবে তারা সবকিছু ঠিক আছে কিনা। এইটা কিন্তু পরিবারের জন্য আসলে অনেক বড় একটা বিষয়। মানে জিজ্ঞেস করে, তারা হয়তো বুঝে ফেলে যে না আপনি আসলে তাদের কথা চিন্তা করছেন। <inhales> এইটা একটা বিষয় এবং ও কাজের মাঝখানে যখন আসলে আপনি একটু বিরতি নিবেন, হ্যাঁ? বা যখন আসলে বিরতি নেওয়াটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু আসলে ও ভারসাম্যটা হারিয়েই যাবে। তো কাজের মাঝখানে ছোট-ছোট বিরতি নিবেন। তখন একটু শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করার যে বিষয়টা ওইটা করতে পারেন। এবং পরিবারকে একটু ফোন দিয়ে কিন্তু আলাদা করে জিজ্ঞেস করতে পারেন তাদের খবরাখবর। তো এইভাবে করলে না দেখবেন যে আপনার এই চাপগুলো অনেকাংশে কমে যাবে। বরং আ মানে কাজগুলো আসলে জমে থাকবে না। এইভাবে একটু করে দেখতে পারেন।
উ। হু, হু। হুম। হুম। হুম। আচ্ছা। হুম, এটা করা যেতে পারে। সেজন্য আবার হচ্ছে আমাকে মানে এমনভাবে কাজটা ভাগ করতে হবে যে আ নিজের জন্য সময় পাই আবার পরিবারের জন্য যেন সময় পাই। এটা ভালো কথাই বলেছেন আপনি। আর তাছাড়া আপনি বলছিলেন যে, বস এর সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায় কিনা? আমি কথা বলে দেখতে পারি। আমার HR এর সঙ্গে কথা বলতে পারি এই ব্যাপারে। কিন্তু এই যে বললাম না? একটা ভয় থাকে যে ওরা যদি এ ব্যাপারটাকে negatively নেয়। কারণ আম মানে আমার আসলে এত responsibility নেওয়ার কথা না। বা ওরাও যে দেবে এটা আমার জানা ছিল না আসলে। তো আমি পাওয়ার পরে খুশি হয়েছি। কারণ নতুন আমি আমার আগের কোন experience নাই। একদমই ফ্রেশ fresher তো, সেই কারণে মানে আমি কোন না করি নাই বা নিয়ে নিয়েছি। আমার কোন মানে hesitate করি নাই একদমই। তো পরে এখন মনে হচ্ছে যে এখন যদি বলি যে আমার চাপ বেশি হয়ে যাচ্ছে আমি করতে পারব না। তখন আহ মানে কেমন লাগে না? মনে হয় যে, "দেখো এত খুশি হয়ে নিল। hesitate না করে নিল। এখন পারছে না, এখন দিয়ে দিচ্ছে।" তো এই ব্যাপারটা একটু চিন্তায় আছি। আমি কিভাবে বলতে পারি যে আম একটু কাজের প্রেশার টা বা একটু রেসপন্সিবিলিটি যদি কমানো যায়?
উম-হুম। জ্বি। হুম, হুম। উম-হুম। জ্বি। উম-হুম। জ্বি। উম-হুম। আচ্ছা। উম-হুম। উম-হুম। উম-হুম। জ্বি। হুম, হুম। জী আসলে দেখেন আপনি যখন আপনার বসের সাথে কথা বলবেন, প্রথমত আপনার যেটা করা উচিত যে আপনার বস অথবা HR যার কথাই আসলে বললেন, তাদের সাথে না আগে একটা মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, আপনাকে আসলে তা আপনার যে জীবনের যে lifestyle টা যেভাবে আসলে আপনার সময়টা যাচ্ছে, আপনি আসলে কিভাবে মানসিকভাবে যে চাপটা বেড়ে যাচ্ছে? বা ভারসাম্যটা হারিয়ে ফেলছেন? এগুলো আস্তে, আস্তে তাদেরকে বলতে হবে। এটা হতে পারে ১ দিনে ২ দিনে বা ৩ দিনে, বলে না, তাদেরকে যখন আসলে এটা তারা বুঝবে তারা যদি আসলে এই বিষয়টা বুঝে থাকে তখন কিন্তু আপনাকে ওই চাপটা থেকে আসলে একটু কমিয়ে দিবে, হ্যাঁ? এছাড়া আসলে মাঝে, মাঝে অনেক সুন্দর করে না করা বলা যায়, হ্যাঁ? ধরেন এটা বলতে পারেন যে আপনার এখন এই কাজটা আসলে অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আরেকটু পরে করে দিবেন বা একটু পরে করে দিবেন। তখন কিন্তু উনি আসলে বুঝবে যে না আপনার আ <smacks lips> যে কাজগুলো এগুলো আপনার জন্য আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ? আস মানে যেহেতু আসলে এটা অফিস এখানে আসলে মানে এভাবে বললেই না অনেকাংশে বুঝে ফেলা যায়। আর যদি আসলে বেশি চাপ মনে হয়, তখন কিন্তু এখান থেকে experience টা নিয়ে আপনি কিন্তু জব টা আসলে পরবর্তীতে পরিবর্তন ও করতে পারবেন। কারণ আপনার গুরুত্বটা আসলে বুঝতে হবে। তো এভাবে যদি একটু করে দেখেন না, দেখবেন যে অতি শীঘ্রই আসলে আপনার এই সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে।
হুম। হুম। হুম। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। এটা আমি করে দেখব। আ আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আর আরেকটা ব্যাপারেও যেটা শিখলাম সেটা হচ্ছে যে মানে শুরুতেই অনেকগুলো দায়িত্ব নিজের মাথায় নিয়ে নেওয়া ঠিক না। কারণ পরবর্তীতে আমি মেইনটেইন করতে পারব কিনা? সেটাও একটা চিন্তার ব্যাপার। বেশ ভালো কিছু আ সুন্দর সুন্দর উপদেশ দিলেন আপনি। আমার অনেক কাজে আসবে। আশা করছি আমি মানসিক চাপটা কাটিয়ে উঠতে পারব। আর খুব হালকা লাগছে আসলে, খুব শান্তি লাগছে আপনার সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পেরে, শেয়ার করতে পেরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
উম-হুম। জি। হু, হুম। জ্বি। উম-হুম। জি। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।